উম বুঝতে পেরেছি ঠিক।
কিন্তু দুঃখের বিষয় এটাও যে আ আমি ঐদিন আবার ঘুম থেকেও উঠেছিলাম বিকাল ৫:০০ তো মূলত আমার কাজটা হচ্ছে যে মানে আ আপনার প্রায় ৭ ঘন্টা ৮ ঘণ্টার কাজ ছিল। তো যেটা হয়েছিল, যে আমি আমার কাজটা ঘুমের থেকে উঠে তো এক তো আমি দেরি করেছি। পরিকল্পনা করেছিলাম যে আমি ১:০০ বা ২:০০ বাজে ঘুমের থেকে উঠবো। উঠে তারপরে কাজটা ৫:০০ র ভেতরে শেষ করব বা ৭:০০ র ভেতরে শেষ করে তারপরে আমি আরকি ফ্রি। কিন্তু বন্ধুরা আবদার করেছিল, যে ঐদিন তারা আমাদের সাথে আমা মানে আমার সাথে আমার জীবন সঙ্গিনীর সাথে আড্ডা ক আড্ডা দিবে।
আচ্ছা, ঠিক। ৭-৮ ঘন্টার, আচ্ছা, আচ্ছা ঠিক। দেরি করেছেন ঠিক। করবেন, জি। ফ্রি হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক। আড্ডা দিবে আচ্ছা। মানে মূলত জি, জি, জি বলুন।
জি। তো এখন যেটা হয়েছে জি, জি। তো এখন যেটা হয়েছে যে আমার জীবন সঙ্গিনী এবং আমি আম দুজনই আরকি আড্ডাটার ব্যাপারে খুব উৎসাহিত ছিলাম। কারণ অনেকদিন পর বন্ধুরা একসাথে হচ্ছি। তো ঐ সময়টাতে যখন আমার জীবনসঙ্গিনী এবং আমার বন্ধুরা টেলিফোন করে আমাকে জিজ্ঞেস করেছে, "আজকে কি আসছি কি না?" তখন না আমি 'না' বলতে পারিনি।
টেলিফোন করেছে, হু। হু, হু ঠিক।
ঠিক আছে?
আচ্ছা, এ ইন্টারেস্টিং! তারপর?
তারপর যেটা হয়েছে, যে আমি আমার মানে যে কাজটা ছিল, আমি ওটা ১/২ ও শেষ করতে পারিনি। মানে আমি তো ঘুম থেকে উঠেই দৌড় উঠে লেগে পড়েছি, তাড়াতাড়ি কাজটা শেষ করি। এর মধ্যে মানে কি বলবো যে চাপের মধ্যে পড়ে গিয়েছি। আমার জীবনসঙ্গিনী এসে আমাকে জিজ্ঞেস করছে, "তুমি কি যাবা কিনা?" বন্ধুরা ফোন করছে, "তুমি কি যাবা কিনা?" একটাই উত্তর ছিল যে, "দেখছি দাঁড়াও দেখছি।" কিন্তু না, পরে আমার শেষমেশ আমি না বলতে পারিনি। কারণ আমার এ এই না বলার কারণে দেখা যেত কয়েকটা মানুষের মন ভেঙে যেত যে, "এতদিন পর দেখা করতে চাইলাম দে তার এত ব্যস্ত যে এসে আসতে পারলোনা।"
কাজ করেন, হ্যাঁ। বন্ধুরা ফোন করছে। এটা কিন্তু জি, জি। উত্তর ছিল। আচ্ছা, ঠিক। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে অ্যা আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, যে আপনার কাছে কাজ আর ব্যক্তিগত স মানে যেই সময়টা সেটা কিন্তু দুটা একসাথে এসে পড়ে। যার কারণে আপনি কিন্তু অ্যা কোনটা করে কোনটা ছাড়বেন এটাই বুঝতে পারছিলেন না। কিন্তু আপনি কিন্তু ভালো বন্ধু হিসেবে কিন্তু আপনি বন্ধুদেরকেই আ প্রাধান্য দিয়ে রেখেছিলে। তো পরবর্তীতে আপনি না বলতে পারেননি। যার কারণে কিন্তু আপনার কাজটা কিন্তু থেকে যায়। সেখানে কিন্তু আপনার একটা আ সমস্যা হয়েছে বলে মনে হয় আমার।
একদম, একদম। জি, জি। অবশ্যই ব্যাঘাত ঘটেছিল। বেশ ব্যাঘাত ঘটেছিল। মানে আমার মানে কাজটা শেষ করতে না করার ফলে আমার পরের দিন আমার অনেক কথা শুনতে হয়েছিল। যে আমি কেনো শেষ করতে পারি নিই? আমি কেমন এত ব্যস্ত মানুষ? মানে অ ইয়ে আরকি পরিস্থিতি বুঝে আরকি।
কেনো শেষ করতে পারে না? হুম, ঠিক। এ

আচ্ছা, এটা কিন্তু আসলে ২ ভাবে হ্যাঁ? যেমনটি বলেছি যে মানুষগুলা আমার না বোঝানোর পরেও বুঝে না। তাদের সাথে যদি আমার সম্পর্ক পরে নষ্ট হয়েও যায়, আসলেও এটা তাদের ব্যর্থতা। আমি তো আর আসলে মানুষ তো ইচ্ছা করে কখনোই না বলতে চায় না। অবশ্যই পরিস্থিতির স্বীকারের কারণেই না শব্দটা এসে থাকে। তো যেটা আরকি হয়ে থাকে যে সম্পর্ক যদি আমার সাথে রাখতে নাই পারে যে একটা ভুলের কারণে এমন হতো যে আমি প্রতিনিয়ত কিছু মানুষকে না বলছি যেমন এরকম মানুষ আছে জীবনে যাতে আমি প্রতিনিয়ত না বলে থাকি। তো আ কিন্তু এই যে, যে মানুষগুলার জন্য আরকি যে যারা বুঝতে পারে না যে আমার সমস্যাটা কি ওদের সাথে সম্পর্ক নষ্ট হলে না আসলে আমার কিছু ওরকম আসে যায় না। কারণ তারা আমার মূল্যটাই বুঝে নেই।
দুভাবে, হ্যাঁ। হয়েও যায়। হ্যাঁ, হ্যাঁ। না পড়ে থাকে। হুম, হুম। ঠিক। আ বলে থাকে, হ্যাঁ। আসে যায় না। ঠিক। আসলে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে আ আপনি যেটা কেনো না বলছেন সেটাই যদি তারা না বুঝতে পারে তাহলে সম্পর্ক থাকা থেকে না থাকাই ভালো। আর তত আ আপনি তত একটা আ মানে ত তোয়াক্কা করে থাকেন না যে তারা কি ভাবছে। আপনি না বলেছেন কারণ আপনি সেটা পারছেন না। ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি না বলছেন না। তার সাথে যদি আপনি বলতেন যে চাপের মধ্যে থেকেও আপনি কিভাবে শান্তভাবে না বলে থাকেন?
জ্বি, জ্বি। একদম। একদম তাই। জ্বি, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, চাপের ক্ষেত্রে হয় কি যে বলেছিলাম যে ৮০% আমি না বলতে পারি না। কিন্তু যে ২০ পারস ২০% বাকি থাকে যে সময় আমি না বলে থাকি। সেটা হচ্ছে ধরেন আমার একটা আম যদি কথা উদাহরণস্বরূপ বলি যে আমার হাতে ৮ টা কাজ আছে, ঠিক আছে? আমার কাজ করা বা মানে শারীরিক বা মানসিকভাবে আমার কাজ করার ক্ষমতা হচ্ছে ১০ টা। তো পরে যদি আরো ২ টা কাজ যোগ হয়ে যায় তখন আমি আসলে বিবেচনা করার একটা সুযোগ পাই যে আচ্ছা না আমি তো জানি যে আমার কাজেই কয়েকটা আছে। বাকি কাজগুলা আমার নিতে পারছি না।
আচ্ছা পাবেন না, ঠিক। হ্যাঁ। ৮ টা কাজ। আচ্ছা। ১০ টা ঠিক। কয়েকটা আছে ঠিক।
বা এ নিতে পারছি। হ্যাঁ? বি আমার ক্ষমতা অনুযায়ী আমি আসলে কতটুকু করতে পারবো। তো ঐ ক্ষেত্রে আসলেও আমি একটু না বলে থাকি যে, "আচ্ছা না, তুমি যদি আমাকে এখন আ আরো ২ টা কাজ দিতে আমি শেষ করতে পারতাম। কিন্তু এখন যদি তুমি আমাকে বলো যে আরো ১০ টা করতে হবে, তখন কিন্তু আমার পক্ষে আসলে সম্ভব হবে না। তোমাকে আমি খালি, খালি মিথ্যা আশ্বাস দিয়ে আ তোমাকে আমি ঝুলিয়ে রাখতে চাই না।"
এটা ভালো বলেছেন আপনি। না বলে থাকেন। সম্ভব হত হবে না ঠিক। ঝুলিয়ে রাখতে চান। এটা বেশ ভালো একটা জিনিস বললেন যে আপনি যেটা পারবেন সেটা আপনি বলে দেন যে, "দেখো আমি এইটুক কাজ করতে পারব।" কিন্তু বেশি যদি হয়ে যায় তখন কিন্তু আপনি সহজভাবে সরাসরি না বলে থাকেন। যেটা কিন্তু একটা ভালো দিক আর ভালো একটা কৌশল। তার সাথে যদি আপনি বলতেন যদি কেউ আপনাকে জোর করে কিছু করাতে চায় তখন কি আপ আ তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া করে থাকেন?
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই।

আচ্ছা, বিশেষ করে আমি একটু শ্রেণীভেদ করে থাকি, হ্যাঁ। যেমনটি একটু আগেই বলেছি যে বন্ধু এবং আমার জীবন সঙ্গিনী সবার একত্রিত একটা মানে উদ্দেশ্য বা প্ল্যান ছিল একসঙ্গে বসার। তো আসলে ওদেরকে আমি সহজে না বলি না, হুম। আর দেখা যাচ্ছে ধরেন কাজের ক্ষেত্রে ব্যবসায়িক আমার অফিসের আ লোকজন বা দেখা যাচ্ছে যে, আমার আ নতুন কোনো একটা মানুষের সাথে পরিচয় বা কারো সাথে কোনো একটা কথা দিয়ে আসছি, ঠিক আছে। কিন্তু কথাটা দিয়েছি এই ভিত্তিতে যে আমি কাজটা করবো। কিন্তু সে পরে যদি পাল্টে ফেলে তার কথা, যে না কাজটা এইভাবে না করে তোমার কিন্তু ওভাবে করতে হবে। আমি তখন আসলে না বলতে আমার কোনো দ্বিধাবোধ হয় না আমি স্বচ্ছন্দে সুন্দর করে না বলে দিতে পারি।
একসাথে বসার। হুম। কথা দিয়ে আসছেন, হ্যাঁ। যেভাবে না করেন, হুম। না বলে দিতে পারেন। এটা বেশ ভালো একটা দিক আপনার যে না বলাটা আপনি এ চেষ্টা করে থাকেন। মানুষ বিবাদিত করে, মানে সেভাবে না বলার। আচ্ছা, তার সাথে যদি আপনি বলতেন যে, না বলার সময় কি আপনি ব্যাখ্যা করে থাকেন নাকি আপনি সরাসরি না বলে দেন?
<chuckles> জ্বী, জ্বী। একদম। না, আমি অবশ্যই একটু ভদ্রতার সঙ্গে না বলতে পছন্দ করি। কারণ হচ্ছে কি যে আম মানুষ কিভাবে কথাটা নিলো সেটাও একটা ব্যাপার থাকে, হ্যাঁ। না বলতে জি, জি। এখন কথা হচ্ছে মাঝে, মাঝে দেখা যায় যে, আমি যেহেতু বললাম যে আমি সবসময় ব্যাখ্যা করেই তারপরে না টা করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের মন আছে, যাদেরকে বুঝালেও তারা না বুঝতে চায় না। তো যারা বুঝতে চায় না বা বুঝতে পারে না, ওদের সাথে আমার দেখা যায় ভবিষ্যতের সম্পর্ক ঐরকম অটুট থাকে না। আর যাদেরকে বুঝানোর পরেও তারা আমাকে একটা সুযোগ দিচ্ছে, ঠিক আছে, আজকে না করছ। তুমি আরেকদিন কি করতে পারবা কিনা? বুঝতে পেরেছেন তো তফাৎটা মাঝখানে। জ্বি। তো ঐসব মানুষের সাথে আমার জি।
এটা একটা ব্যাপার থাকে, ঠিক। বুঝতে চায় না, ঠিক। অটুট থাকার। একদম ঠিক। মানে মূলত আপনি ম মানে বুঝতে পেরেছি। আপনি মানে মূলত বলতে চাচ্ছেন, যারা বুঝতে পারে তাদেরকে আপনি ব্যাখ্যা দিতে পছন্দ করেন। কিন্তু মাঝেমধ্যে যারা আ বোঝে না তাদেরকে কিন্তু সরাসরি আপনার বলা হয়ে থাকে। আ কারণ এ এত যদি আপনি তাকে ব্যাখ্যা দিচ্ছেন তো এমনিই বুঝছে না। পরবর্তীতে আপনার সময়ও নষ্ট হলো; তার সাথে, সাথে বোঝানোর কোন মানেটাও হল না। তার সাথে আপনি যদি বলতেন ট যে কখনো এরকম হয়েছে যে আপনার খুব ক ঘনিষ্ঠ কা ঘনিষ্ঠীয় কাউকে না বলেছেন। কিন্তু আ পরবর্তীতে সেই মানে অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার যদি বলতেন?
একদম তাই। একদম তাই।